করেছেন actually আ বেশ চ্যালেঞ্জিং। হ্যাঁ, কারণ হচ্ছে আমি একসাথে ৩ টা কাজের সাথে সংযুক্ত। আমাকে জ্বি, জি আমি হচ্ছে দুপুরে হচ্ছে IELTS স্টুডেন্ট পড়াই। অ্যাম সন্ধ্যার দিকে হচ্ছে, ক্যানাডিয়ান একটা কোম্পানিতে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আছি। এবং রাতে আরো একটা পার্ট টাইম প্রজেক্ট এ সেখানে কাজ করি। তো এতগুলো করে পাশাপাশি আমার ওয়াইফ আছে, ২ টা বাচ্চা আছে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া নি স্কুল থেকে নিয়ে আসা। এইসব করে নিজের জন্য সময় বের করাটা খুবই কঠিন একটা বিষয়। এই যে গিটার শিখছি, আমি সপ্তাহে ৩ দিন ১ ঘণ্টা করে সময় দিচ্ছি। এইটা বের করাই আমার জন্য অনেক কঠিন কাজ। তো এইজন্য আমার জন্য বেশ কঠিন নতুন কোনো শখ শুরু করা। এই যে বললাম না, শখ করার আগে আমি অনেক ভেবে চিন্তে জ্বি, জি অনেক ভেবে চিন্তে করেছি। এর কারণই হচ্ছে এইটা, যে এ এত কিছুর সাথে ব্যস্ততা থাকে তো এইজন্যেই।
তাই নাকি? <chuckles> আচ্ছা। ওয়াও! সময় দেওয়ার বিষয়ে। <chuckles> বাহ! চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় আরকি। <chuckles> বুঝতে পেরেছি। হুম বুঝতে পেরেছি। আসলে আ একটু চ্যালেঞ্জিংই হয়ে যাচ্ছে বিষয়গুলো আসলে আব সময় বের করাটা যেটা। তো ও তো আরেকটা জিনিস জানতে চাবো যে আপনি অ্যা যখন কোন কিছু আসলে অ্যা শুরু করতে যান বা শুরু করে ফেলেন, তো সেটা কি আসলে ছোট, ছোট লক্ষ্য ঠিক করে অ্যা সামনে আগান, নাকি আসলে সেটার মধ্যে পুরোপুরিভাবে আসলে আপনি ডুবে যান। অ্যা কোনটা হয় আপনার ক্ষেত্রে?
অনেক বেশি জি, জি। হু। আমি পুরোপুরি ডুবে যাই এবং এটার কিছু ব্যাড সাইড, উম পজিটিভ সাইড দুইটাই আছে। কিন্তু আমার মনে হয় যে, আমার মনে হয় যে এই বয়সে এসে এখন ব্যাড সাইড এর পরিমাণটাই বেশি। মানে ধরুন আমার বই পড়ার অনেক শখ ছিল এবং আছে। হ্যাঁ? আমি যখন বই পড়ছি তখন পাশে যদি কোনো দুর্ঘটনাও ঘটে, বম এসেও পড়ে, আমার মাথায় থাকে না। মানে আসে যা আশেপাশে যাই হোক না কেন, আমি সবকিছু থেকে ভুলে যাই। ওর মধ্যে এতটাই নিমজ্জিত হয়ে যাই বই পড়ার সময়। জ্বি, জ্বি। গিটারে আমি যখন এই নতুন, নতুন হচ্ছে প্লাগিং করে শিখেছি। আমি যখন বাজাচ্ছি, এমনও হয়েছে বাজাচ্ছি, বাজাচ্ছি। আমার ছেলে এসে বলছে "বাবা আমি বাজাবো।" আ ও যে পাশে দাঁড়িয়ে কথা বলছে সেটাও আমি শুনছি না। এটা অনেক সময় বকাও খেতে হয়। জ্বি, জি কানেই আসে না। আমার এতটাই ফোকাস বেশি থাকে আরকি। তো অনেক সময় আমার ছেলে কান্নাকাটি করে। আমার ওয়াইফ অনেক সময় আমাকে বলে, এই আমার নাম ধরে বলল, যে "তুমি কিন্তু একটু পরে এটা করবা।" আমি বই পড়তে, পড়তে 'হু' বলে দিলাম। আচ্ছা ১ ঘন্টা হয়ে গেছে সেটা করার নাম নাই। তো এইজন্য অনেক কথা শুনতে হয়েছে। তো এই যে এইটা বাজে অভ্যাস। বাট এটার সুবিধা যেটা, য একটা বিষয় অনেক বেশি নিমজ্জিত হলে সেখান থেকে অনেক কিছু বোঝা, শেখা অনেকটা দ্রুত হয় আরকি।
তাই নাকি? <chuckles> অহ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ও! এটা কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা! হ্যাঁ। <chuckles> মানে মনের মধ্যে আসতেছে না। হু। <chuckles> বাহ! <chuckles> বাহ!

হুম, ইন্টারেস্টিং প্রশ্ন। আমার মনে হয় কী, যেকোনো শখ শুরু করার ক্ষেত্রে আগে হচ্ছে নিজের সময়, অর্থনৈতিক আ অবস্থা, অন্যান্য বিষয় চিন্তা করে শুরু করা উচিত। আমি নরমালি শুরু করি এই বিষয়গুলো ভেবেই। হ্যাঁ? তার উদাহরণ যদি দিই আমার নিজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি অ্যা গিটার শেখা শুরু করেছি রিসেন্টলি। হ্যাঁ? তো জি, জি। একজন নাম করা ব্যান্ডের একজন গিটারিস্ট। উনি হচ্ছে বর্তমানে তার মানে আমাদের এলাকারই ছিলেন উনি ব্যান্ড ভেঙে গিয়েছে এখানে ফিরে এসেছেন। উনার আসার কথা শুনে আমি উনার কাছে মূলত গিটার শেখাটা বহুদিন পরে ছোটবেলায় শখ ছিল, সেই ছকটা এখন পূরণ করছি আরকি। আ জি, জি। তো ওটা করার আগে আমি যেটা ভাবসি, ১ম কথা হচ্ছে গিটার শিখতে একটু অনলাইনে ঘাটাঘাটি করলাম, কেমন সময় লাগে, কী ধরনের গিটার আমার কেনা লাগবে, সে সেটার দাম কত। এই বিষয়গুলো কিন্তু জেনে then আমি সিদ্ধান্ত নিলাম যে আদৌ আমি শুরু করব কিনা। আমার মনে হয় in general যেকোনো শখ শুরু করার আগে তার হচ্ছে স্কোপটা বোঝা উচিত যে আমি যে এই সিদ্ধান্তটা নিতে যাচ্ছি, আমাকে একটা টাইম ডেডিকেশন দিতে হবে, সময় পাশাপাশি হচ্ছে একটা আর্থিক জি, জি, পারব কিনা, একটা আর্থিক বিষয় আছে। ফিজিক্যাল একটা পরিশ্রম, ফিজিক্যাল-মেন্টাল উভয়ই একটা পরিশ্রমের বিষয় আছে। এই বিষয়গুলো দেয়ার পরে আমি যেই শেখার যে শখটা, সেটা করতে পারব কিনা মেইনটেইন, এটা ভাবার একটা প্রয়োজন শুরুর দিকে আরকি।
দারুণ। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। <chuckles> পূরণ করসেন আচ্ছা, দারুণ হু। হ্যাঁ, হ্যাঁ। ওয়াও! হ্যাঁ। <chuckles> আবার পারব কিনা? হ্যাঁ। বাহ! বেশ চমৎকারভাবে বললেন। আসলে কয়েকটা ধাপে আপনি আসলে আ জিনিসটা ভাবেন যে আসলে পারবেন কিনা তারপরে আপনি এটা সিদ্ধান্ত নিচ্ছেন তো এটা কিন্তু বেশ চমৎকার লাগল। তো আসলে আ আপনি কখনো কী আ মানে হঠাৎ করেই কোনো শখ শুরু করে দেন নাকি ওই যে যেভাবে বললেন, সেভাবে রিসার্চ করে, করে আসলে করেন? কোনটা হয় আপনার ক্ষেত্রে?
হু থ্যাংক ইউ। আ জি জি, জি। থ্যাংক ইউ। না, না। এখন তো রিসার্চ করেই definitely করা হয় বয়স হয়েছে এখন তো হুটহাট সিদ্ধান্ত নেয়াটা আসলে মানায় না। হ্যাঁ? But নিজে যখন ছোট ছিলাম জি থ্যাংক ইউ নিজে যখন ছোট ছিলাম, তখন আমি বেশ আরকি হুটহাট সিদ্ধান্ত নেয়ার বিষয় বয়সকালে যে দোষটা থাকে সেটা আরকি। হুটহাট সিদ্ধান্ত অনেক নিয়েছি যেমন, মাঝখানে সিদ্ধান্ত ছিল সিঙ্গার হব, মাঝখানে সিদ্ধান্ত ছিল গার্ডেনার হব আ এরকম অনেক উদ্ভট, উদ্ভট সিদ্ধান্ত ছিল। গার্ডেনিং এর কথা যদি বলি, আমার স ছোটবেলার সবচেয়ে ১ম ছিল হচ্ছে গার্ডেনিং করা। তো সেটার কিন্তু হুটহাট সিদ্ধান্ত কীভাবে, একটা রাস্তার পাশ দিয়ে যেতে দেখি একটা বাসায় হচ্ছে সুন্দর হচ্ছে আ টাইম ফুল গাছ ফুটে আছে ৩ ধরনের। তো সেটার থেকে গাছ কিছুটা ছিঁড়ে এনে নিজের বাসায় লাগাই সেখান থেকে পুরো য যশোরের মধ্যে সবচেয়ে বড় টাইম ফুলের বাগান ছিল আমার আরকি। তো হুট করে শখ করা থেকে একটা ভালো পর্যায়ে চলে গেছিলাম। But এখন ওটা হয় না এখন তো একটা পরিণত বয়স, একটা ম্যাচুরিটি এসেছে। এখন ওই সিদ মানে হুটহাট সিদ্ধান্ত না নিয়ে একটু ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেয়া হয় আরকি।
আচ্ছা। <chuckles> চমৎকার বলছেন। বুঝতে পেরেছি। ওয়াও! <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা। তাই নাকি? <chuckles> বাহ! আসলে একটু ভেবে-চিন্তেই দেখেন যে আসলে এটা ঠিক হবে কিনা বা সমাজেরও একটা বেশ বিষয় রয়েছে, যেহেতু এখন একটা মানে পর্যায়ে চলে আসছেন এটা কিন্তু বেশ চমৎকারভাবেই বললেন তো এটা দারুণ হলো তো আরেকটা জিনিস আপনার কাছে জানতে যাব। কোনো শখ যখন আপনি শুরু করতে যান, তো সেক্ষেত্রে আসলে আ ভুল হওয়ার যে ভয়টা, সেটা আসলে আপনি ওই ভুলের একটা ভয় থাকে নাকি ওই ভুল হওয়ার আ জায়গা থেকে আসলে একটা এক্সপেরিমেন্ট আসলে আপনি আ খুঁজে পান বা উপভোগ করেন? কোনটা মনে করেন আপনি সেটা?
জি। <chuckles> জি, জি, জি। হু। হু।